একদমই, একদমই বেশ দারুণভাবেই কিন্তু বললেন যে, আসলে এই যে আ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, বিভিন্ন আ কার্যক্রম বা বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে, সেটা কিন্তু বেশ আপনি বা ইতিবাচক হিসাবেই নেন এবং ভালো মেন্টর এর বৈশিষ্ট্যই আসলে
হুম। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। কারণ কিন্তু এখানে কিন্তু আ এ এ কিছু কারণ থাকতে পারে। যেমন ধরুন আপনাকে যদি সে কিছু বিষয় চ্যালেঞ্জ করে বা কোন ধরনের একটা আ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আপনাদেরকে, সেটা কিন্তু আপনাকে মোটিভেটেড করবে, সেই কাজটা ভালোভাবে শেখার জন্য বা আ সেই কাজটা করার জন্য। তো সেই ক্ষেত্রে আসলে আ আমি মনে করি যে, এই ধরনের কাজগুলো করার মাধ্যমে কিন্তু একজন মেন্টর, তার যেই স্টুডেন্ট আছে বা শিক্ষার্থী আছে তাকে কিন্তু অনেকখানি মোটিভেটেড করে বা একটা কাজ আসলে কত দ্রুত সময়ের মধ্যে করা যায়, সেই বিষয়টা আসলে শিখাতে পারে। বা এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আসলে একটা শিক্ষার্থীর উপর আ ভালো প্রভাব ফেলে বলে আমি মনে করি।
একদমই, একদমই। একদমই। একদমই ঠিক। একদমই বেশ দারুণভাবেই বললেন যে, আসলে যখন কোন একটি কাজ করা যখন আসলে আ টাস্ক এর মতো বা চ্যালেঞ্জ এর মতো আসলে হবে, তখন আসলে কাজটাকে আসলে বা পরিপূর্ণ করা যায় বা শিক্ষার্থী হিসাবে এই ব্যাপারগুলো কিন্তু আসলে খুব দারুণভাবে তার শিক্ষার ক্ষেত্রে আসলে প্রভাব ফেলে বা সেটাকে এগিয়ে নিতে পারে এবং উন্নতির দিকে কিন্তু আ দিনকে দিন আসলে যেতে থাকে। তো আপনার আ কাছে কি মনে হয় যে, আসলে আ মেন্টর এবং শিক্ষার্থী আ সম্পর্কের মধ্যে সবচাইতে বিশ্বাসের দিক আ দিকটা আসলে কোনটা হওয়া উচিত বলে আপনি মনে করেন?
হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়, নিশ্চয়ই। অবশ্যই। আ দেখুন মেন্টর এবং শিক্ষার্থীর মধ্যে যদি বিশ্বাসের দিকটা তুলে ধরেন, তাহলে কিন্তু পারস্পরিক বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ এইখানে যে, আপনার আ এইটা মাথায় রাখতে হবে যে, আপনার শিক্ষক যিনি আপনাকে শিখাচ্ছেন, আ তিনি কিন্তু আ চাইলেই আপনাকে অনেক কিছু শিখাতে পারেন এবং আপনার শিক্ষকেরও এরকম একটা মেন্টালিটি থাকা উচিত যে, আপনার যে শিক্ষার্থী আছে, সে তাকে আপনি যতটুকু আসলে শিখাবেন তার মধ্যে সেই পটেনশিয়াল আছে শিখার বা তার যে পটেনশিয়াল আছে, সেই পটেনশিয়াল সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত। এর মাধ্যমে কিন্তু পারস্পরিক যে বিশ্বাস আছে, আপনারা যখন একজন, একজনকে বিশ্বাস করবেন। বিশ্বাস করার মাধ্যমে কিন্তু আপনারা অনেকখানি এগিয়ে যেতে পারবেন। যেমন ধরুন, আমার যদি ব্যক্তি অভিজ্ঞতা শেয়ার করি। আ যখন আসলে আমি আ ১ম ড্রাইভিং শিখতে যাই, আমার যে মেন্টর ছিলেন, আ তিনি কিন্তু আসলে আ আমাকে অনেক বেশি বিশ্বাস করতেন এবং সেই আ বিশ্বাসের জায়গা থেকে যেদিন তিনি আমাকে ১ম দিন দেখিয়ে দিয়েছেন যে, এভাবে ড্রাইভ করতে হয় গাড়িটা, এভাবে স্টিয়ারিং, এভাবে গিয়ার চেঞ্জ করতে হয়। এভাবে টিট অ্যাক্সিলারেটর প্রেস করতে হয় বা এভাবে ব্রেক ধরতে হয়। তো এই বিষয়গুলো দেখানোর পর কিন্তু তিনি আমাকে বিশ্বাস করেছেন যে, আ এই যে এতটুকু আমি দেখতে পেরেছি এবং খুব তাড়াতাড়ি আমি জিনিসটা অ্যাডপ্ট করতে পেরেছি বা আ আ আমি তাকে আসলে এক্সপ্লেইন করতে পারছিলাম যে, এভাবে, এভাবে করতে হয় তখন কিন্তু তিনি আমাকে বিশ্বাস করেছেন এবং আমিও কিন্তু তার বিশ্বাসটা হ্যাঁ।
একদমই, একদম। একদমই, একদম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে খুব সুন্দর করে আসলে আপনাকে বুঝিয়ে দিচ্ছিলেন এবং আপনিও খুব সহজে আসলে ব্যাপার গুলো বুঝতে পারছিলেন, মানে ভাল মেন্টরের যে বৈশিষ্ট্য
ব্যাপারটা বুঝে নিচ্ছি এবং তিনি কিন্তু বিশ্বাস করে হ্যাঁ, তিনি কিন্তু বিশ্বাস করে আমাকে তার গাড়িটা আমার কাছে দিয়ে দিয়েছেন, যে, "নাও, এখন তুমি চালাও।" এবং আমি তো তার বিশ্বাসের জায়গাটা রেখেছি এবং আমি তো সেই ট্রায়াল এর মধ্যে খুবই ভালো করেছি এবং আ কোন ক্ষতি কিন্তু হয়নি। তো এইভাবে কিন্তু পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে জিনিসগুলো আসলে মেইনটেইন করা যেতে পারে। <clicks tongue>
আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। একদমই। বেশ দারুণভাবেই বললেন যে, আপনার শিক্ষার ক্ষেত্রে মেন্টর এর যে ভূমিকাটা, সেটা কিন্তু বেশ দারুণ ছিল। যাতে করে আসলে আপনি আ সহজে আসলে ব্যাপারটা এডাপ করে নিতে পারছিলেন বা নিজের সাথে মানিয়ে নিতে পারছিলেন। বেশ সহজে ভাবে আরকি, যেমনটা আসলে বোঝালেন। তো দেখা যাচ্ছে যে, আপনার ক্ষেত্রে এই যে মেন্টর নির্বাচনের ক্ষেত্রে আপনি আসলে এখন থেকে আসলে কোন বিষয়গুলো আসলে আ শিখতে পেরেছেন এবং খেয়াল রাখেন আসলে কোন বিষয়গুলো মেন্টর নির্বাচনের ক্ষেত্রে?
নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই।